একটা বিষয় নিয়ে না অনেক বেশি চিন্তার ভেতরে রয়েছি এবং কিভাবে যে এ চিন্তার জায়গাটা দূর করবো? সেটাও বুঝতে পারছি না, মানসিক ভাবে অনেক বেশি বিপর্যস্ত হয়ে গেছি। দেখা যাচ্ছে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না, কোনো কিছুই আগের মতো ভালো লাগছে না, কেমন যেনো আসলে সবকিছু থেকে একটা মানে খারাপ লাগার জায়গা তৈরি হয়ে গেছে। কোনোভাবেই না সবকিছু ব্যালেন্স করতে পারছি না, মানসিক ভাবে এতটাই খারাপ লাগছে। মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে গেছি যে আসলে, কিভাবে কি করবো? কিভাবে আসলে স্বাভাবিক জীবনটায় ফেরত যাবো? সেটা একদমই বুঝতে পারছি না, এবং দেখা যাচ্ছে বেশিরভাগ সময় এতটাই মন খারাপ থাকছে, এতটাই আসলে ডিপ্রেশনের ভেতরে ভুগছি, কোনো কিছুই না এখন আর আগের মতো ভালো লাগে না এবং কিভাবে যে আসলে এই সমস্যাটা থেকে একটু বের হবো? এই ব্যাপারটাও বুঝতে পারছি না।
আচ্ছা। হুম। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা। হুম, বুঝতে পারলাম। এইক্ষেত্রে কোন বিষয়টা নিয়ে আপনি বেশ উদ্বেগের ভেতরে আছেন বা দেখা যায় বিষণ্ণতার ভেতর দিয়ে যাচ্ছেন। এই বিষয়টা আসলে কি? একটু বিস্তারিত ভাবে যদি বলেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে সহায়তা করতে পারি।
হ্যাঁ, অবশ্যই, দেখুন আ যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে কি যে আসলে, এই যে ডিজিটাল একটা জীবন চলে এসেছে এই জীবনটা না, আমাকে অনেক বেশি ক্লান্ত করে দিয়েছে। আমি যদি আপনাকে অ পুরোপুরি বিষয়টা একটু শেয়ার করি, যে জিনিসটা হয় কি, যে এখন দেখা যায় আমি ইস্মার্টফোনের একটা বাজে ব্যবহার করি এবং এই ব্যবহারটা এতটাই আ অতিরিক্ত হয় যে যার ফলে দেখা যায় যে, আমার অফিসে কাজের ক্ষেত্রে সমস্যা হয়, পরিবারের সময় দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। মানে প্রত্যেকটি ক্ষেত্রে আমার এই সমস্যাটা হচ্ছে। দেখা যাচ্ছে এখন অনলাইনে এত সময় কাটাই যে নিজের পরিবারকে যে সময় দিতে হবে, নিজে যে ক নিজের জন্য যে কোনো কিছু করতে হবে, নিজের যত্ন নিতে হবে, এগুলি না একদমই ভুলেই যাই। তো যার ফলে আসলে বিভিন্ন ধরনের সমস্যা আমার এখনো হচ্ছে এবং এখন দিন, দিন এই জিনিসটা নিয়ে যখন আমি রিয়েলাইজ করছি, যে এই জিনিসটা নিয়ে যখন আমি ভাবছি, তখন কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগছে এবং আমার মনে হচ্ছে যে, আসলে আমার জীবনটায় কোনো ধরনের ফোকাস নেই এবং এইভাবে চলতে থাকলে কিভাবে হবে। তো এইসব বিষয়গুলি নিয়ে না অনেক বেশি টেনশনের ভিতরে রয়েছে এবং কা আ আগের মতো না জীবনটাকে একদমই উপভোগ করতে পারছি না।
জি। হ্যাঁ। জি। হ্যাঁ। আচ্ছা বুঝতে পেরেছি, এই ক্ষেত্রে আসলে এই যে নিজের জীবনগুলো আসলে, ভালো ভাবে উদযাপন করতে না পারা বা মানসিক ভাবে একটু হতাশ হয়ে যাওয়া, এইগুলো দেখা যায় যে আসলে আপনি যেমনটা বলছিলেন এই ধরনের কারণগুলো থেকেই হয়ে থাকে। তো আসলে, এই যে এই ধরনের পরিস্থিতি বা আ এই যে এই ধরনের মানসিকভাবে একটা উদ্বেগ তো এটা আসলে, ও অতিরিক্ত হচ্ছে কেন? মানে বাধাটা আসলে কেন হচ্ছে? এই বিষয়টা লক্ষ্য করে বের করতে পেরেছেন কখনো?
ফি জি। আসলে বাধাটা যেরকমটা বললাম যে স্মার্টফোনের একটা অতিরিক্ত ব্যবহার আমি করছি। বিশেষ করে ডিজিটাল যে মাধ্যমগুলি রয়েছে না? এই মাধ্যমগুলির ব্যবহার অনেকটা বেড়ে গেছে আমার জীবনে। আগে আসলে এতটা ছিল ছিল না ডিজিটাল মাধ্যমের ব্যবহার। বিশেষ করে আমি যদি আমার ছোটবেলার কথাই বলি, যেরকমটা ছিল যে আমি অনেক বেশি খেলাধুলা করতাম। যার ফলে শারীরিকভাবে অনেক বেশি ফিট ছিলাম এবং তখন কিন্তু আসলে আমার ভালোও লাগতো। মনটাও অনেক ভালো থাকত। কিন্তু এখন আমি আ এস ওই সেদিন কি হয়েছে আমি যদি আপনাকে একটু ঘটনাটা বলি। এই তো ২ দিন আগের ঘটনা। আ যে বিষয়টা হয় কি যে আমি খেলতে যাওয়ার কথা ছিল আমার বন্ধুদের সাথে সেদিন আমার অফিসের ছুটি ছিল। তো আসলে ওই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। একটা ক্রিকেট ম্যাচ অন্য এলাকার সাথে খেলা আরকি। তো আ তো আমি তো সবসময় খেলাধুলা করতাম আগে, তো স সবাই আমাকে আ একটা আস্থার জায়গা হিসেবেই দলে নেয়। কিন্তু যে ব্যাপারটা হয় কি? যে আমি এ এর আগের দিন রাতে এত বেশি স্মার্টফোনের ব্যবহার করে ঘুমাই যে খেলাটা যেহেতু সকালে ছিল, পরের দিন আমি আর আসলে সময়মতো ঘুম থেকে উঠতে পারি না এবং সময়মতো ঘুরতে নাও আ ঘুম থেকে উঠতে না পারার ফলে দেখা যায় কি? আমি খেলতেও যেতে পারি না। তো তখন আসলে আমার যে বন্ধু-বান্ধব ছিল, বড় ভাইয়েরা ছিল, যারা আসলে ওই ম্যাচটায় ছিল সবাই অনেক বেশি মন খারাপ করে এবং সবাই আসলে ওই ব্যাপারটা নিয়ে অনেকে রেগেও যায়। যে আসলে তো আমাকে বলে যে, "তুমি যদি নাই পারতে তাহলে তুমি আগেই বলে দিতা। তোমার জন্য আসলে আমরা আরো slot টা খালি রাখতাম না, অন্য কাউকে নিয়ে নিতাম।" তো আসলে, এই যে একটা উ ব্যাপার, দেখা যাচ্ছি আমি অনলাইন জগতে সময় দিতে গিয়ে, ডিজিটাল মাধ্যমে সময় দিতে গিয়ে, আমার যে বাস্তব একটা জীবন রয়েছে, এই জায়গার মানুষদেরকে না আমি সময় দিতে ভুলে যাচ্ছি। তাদেরকে আমি সময় দিতে পারছি না এবং এই জিনিসটা না মানসিকভাবে আমাকে একদমই ভেঙে দিচ্ছে।
হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। বুঝতে পারলাম। হ্যাঁ। তো, এই যে অনলাইনে যেহেতু আসলে দেখা যায় আপনি বিভিন্ন অ্যাপস ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কতগুলো subscription বা অ্যাপ ব্যবহার করা হয়? এক্ষেত্রে, আসলে আ দেখা যায় যে মা মানি কেমন খরচটা হয় আসলে মাসিক subscription? এই বিষয়গুলো কখনো লক্ষ্য করা হয়েছে?
আসলে হ্যাঁ, লক্ষ্য তো অবশ্যই করা হয়েছে। সাবস্ক্রিপশনের খরচ বলতে আমার অনেক বেশি খরচ হয় সাবস্ক্রিপশনে, কারণ আমি মুভিজ দেখতে, গান শুনতে, এনিমে দেখতে খুব বেশি পছন্দ করি। তো এক্ষেত্রে আমি যদি আমার খরচের কথাগুলি আপনাকে বলি, যে খরচগুলি হয়। বিশেষ করে মানে যে জিনিসগুলি আমি সবথেকে বেশিই কিনে থাকি সাবক্রিপশন, আমার Netflix এর সাবস্ক্রিপশন রয়েছে, তারপর আ Spotify এর সাবস্ক্রিপশন রয়ে রয়েছে, এছাড়াও দেখা যায় Crunchyroll এর সাবস্ক্রিপশন রয়েছে, এছাড়াও YouTube প্রিমিয়ামের সাবস্ক্রিপশনটা দেখা যায়, আ কিছু মাসে ব্যবহার করি এবং কিছু মাসে ব্যবহার করি না। তো আসলে এই জায়গা থেকে এখন আসলে, এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছি যে, আমার তো বিভিন্ন ধরনের সমস্যা এখন হচ্ছে। আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমি আসলে দেখা যায় অর্থের দিক থেকেও তো একটা আ বেশ বড় অর্থ খরচ হচ্ছে, তার পাশাপাশি নিজের যে শান্তির জায়গাটা রয়েছে, নিজের যে বাস্তব জীবনটা রয়েছে সেই জায়গায় আমি সময় দিচ্ছি না। দেখা যাচ্ছে আমি কাজ করে এসে ইস্মার্টফোনের ব্যবহার করছি, পরিবারকে সময় না দিয়ে। তো এর ফলে পরিবারের মানুষ কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি মন খারাপ করছে। তাদের, তাদের, কথা হলো তুমি কাজ করে আসো, কিছুটা সময় পাও, সেই সময়টাও তুমি আমাদেরকে না দিয়ে তুমি নিজের ইস্মার্টফোন, বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যম এইগুলি নিয়ে পড়ে থাকো, তো এইসব মিলিয়ে না এখন যখন এই ব্যাপারগুলি ভাবি তখন অনেক বেশি খারাপ লাগে আমার।
জ্বি। হুম। জ্বি। হ্যাঁ। জ্বি। আচ্ছা। বুঝতে পারলাম। আসলে এই ধরনের পরিস্থিতিতে আসলে, খারাপ লাগা একদমই স্বাভাবিক। এবং পরিবার আসলে যখন, দেখা যায় বলে যে সময় দিতে পারছেন না। তখন দেখা যায় একটা মানসিক বিষণ্নতা কিন্তু চলেই আসে। তো এই ক্ষেত্রে আসলে, আপনি কোন ডিভাইসে, দেখা যায় যে সবচেয়ে বেশি অ্যাপ আসলে ব্যবহার করে থাকেন আপনার ফোনে, ট্যাবে বা ল্যাপটপে?
ছি। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমার অ প্রত্যেকটা অ জিনিসই ব্যবহার করা হয়। তবে স্মার্টফোনটা যেহেতু সবসময় হাতের কাছে থাকে, তাই দেখা যায় স্মার্টফোনটাই সবথেকে বেশি ব্যবহার করা হয়। তবে শুধু যে স্মার্টফোন ব্যবহার করে থাকি এরকমটা নয়। স্মার্টফোনের পাশাপাশি দেখা যায় যে, যখন আ মানে বাসায় থাকি আ মানে ওই ছুটির দিন থাকে, ওই দিনগুলিতে দেখা যায় যে আমি পিসিতে গেমস খেলি। তো ওই দিনটাতে পিসি ব্যবহার করা হয়। এছাড়া দেখা যায় যে, আ বেশিরভাগ সময় স্মার্টফোনটাই কিন্তু সবথেকে বেশি destruction নিয়ে আসে আমার জন্য। এবং এই destruction টা থেকে বের হওয়া, দিন-দিন আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়ছে এবং এখন এরকম একটা পর্যায়, যে আসলে অনেক বেশি ইচ্ছে হচ্ছে। অনেক বেশি চাচ্ছি যে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারি। কিন্তু সেটা আমি একদমই করতে পারছি না। তা আসলে দেখুন, এখন এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছি যে আসলে, আমি যদি এই জায়গাটা থেকে বের হয়ে না আসতে পারি, তাহলে আমার ব্যক্তিগত জীবন, ফ্যামিলির সাথে প্রবলেম হচ্ছে, কাজের জায়গায় প্রবলেম হচ্ছে, ঠিক মতো কাজ করতে পারছি না। সব মিলে আসলে খুবই হ-য-ব-র-ল একটা অবস্থার ভেতরে আছি। এবং আ এখন কিন্তু আমি চাচ্ছি এই জায়গাটা থেকে যত দ্রুত সম্ভব আমি যেন বের হয়ে আসতে পারি। তো আপনি যদি আমাকে কিছু পরামর্শ দিতেন, যে কিভাবে আমি এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারি?
জী। আচ্ছা। জী। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। জী। হ্যাঁ, অবশ্যই, আসলে আপনি যেহেতু বেশ অ্যাপস ব্যবহার করেন, এর পাশাপাশি দেখা যায় বিভিন্ন সাবস্ক্রিপশনও আপনার নেওয়া রয়েছে, যেমন গানের, Crunchyroll, Netflix, এগুলো বলছিলেন। তো এক্ষেত্রে দেখা যায় এই ধরনের অ্যাপসগুলোর সাবস্ক্রিপশন কিন্তু মাসে বেশ একটা খরচ কিন্তু করে ফেলে। সেক্ষেত্রে যেগুলো আপনার প্রয়োজনীয় সাবস্ক্রিপশন রয়েছে, হ্যাঁ? আপনি কিন্তু সেগুলোকে চিহ্নিত করতে পারেন। যেমন সাবস্ক্রিপশনের তালিকা তৈরি করে একটা নোটে যদি তালিকা তৈরি করেন, সেক্ষেত্রে কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় এভাবে যদি আপনি চিহ্নিত করতে পারেন, দেখবেন যে আর্থিকভাবে কিন্তু আপনি পরবর্তীতে বেশ ভালো একটা লাভবান হতে পারেন। যেমন অপ্রয়োজনীয় যে সাবস্ক্রিপশনগুলো রয়েছে, এগুলোকে আ বাতিল করে। এছাড়াও নোটিফিকেশন আবার অটোমেটিক রিনিউ যেগুলো রয়েছে, দেখা যায় অনেক সময় সাবস্ক্রিপশন কিন্তু অটোমেটিক রিনিউ হয়, আপনি কিন্তু চাইলে, এগুলো বাদ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। এছাড়াও, ছোট ডিটক্স পরিকল্পনা করার মাধ্যমে এ দেখা যাবে যে, আসলে অ্যা আপনি কিন্তু অনেকটাই এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। যেমন আপনি এমন করে আসলে ডিটক্স পরিকল্পনাটা করতে পারেন যে, আগামী ৭ দিন আপনি কোন ধরনের অ্যাপস আসলে ব্যবহার করবেন না। মানে নতুন কোনো অ্যাপস বা নতুন কোনো সার্ভিস বা সাবস্ক্রিপশন নেবে না। তো আপনি কিন্তু এটাও চেষ্টা করে আসলে দেখতে পারেন। এগুলোও কিন্তু বেশ অ্যা কার্যকর কৌশল। এছাড়াও মাসিক বাজেটটাও ঠিক করে আপনি দেখতে পারেন যে আপনি কোনো সার্ভিস যদি নেন, সেক্ষেত্রে আপনি এই সাবস্ক্রিপশনটা এই টাকা অবধি আপনি মাসে খরচ করতে পারবেন। এছাড়াও বিকল্প সার্ভিস খোঁজাও কিন্তু বেশ চমৎকার উপায়। এগুলো কি কখনো আসলে চেষ্টা করে দেখা হয়েছে আপনার?
হ্যাঁ। আচ্ছা। এ। উম জী। হ্যাঁ। উম জী। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আল্লাহ! আসলে এভাবে আমি কখনো ভেবেও দেখিনি! তো সেক্ষেত্রে চেষ্টাটাই কিভাবে করব? এবং আপনার সাথে কথা বলার পর এখন কিন্তু আমার মনটা আগের থেকে অনেক বেশি ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে যে আমি যদি আপনার দেওয়া পরামর্শগুলি ব্যবহার করি এবং নিজের জায়গা থেকে সেগুলির চেষ্টা করি, তাহলে হয়তো আমি অনেকটাই এই জায়গাটা থেকে রিকভার করতে পারব। এখন ডিজিটাল মাধ্যমটা আসলে এরকম হয়ে গেছে এটা আমার জীবনে একটা বেড়াজালের মতো জায়গা তৈরি করে দিয়েছে। আমি আসলে কোনোভাবেই বের হতে পারছিলাম না যার জন্য সবসময় একটা বিষণ্ণতা, সবসময় একটা মন খারাপ আমার ভিতরে কাজ করতো। কিন্তু এখন যখন আপনার সাথে কথা বললাম, তখন কেনো জানি না আমার আত্মবিশ্বাসটা ফিরে আসলো। এবং আমার মনে হচ্ছে যে আসলে আপনার দেয়া পরামর্শগুলি যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি, detox এর যে কথাটা বললেন, তার পাশাপাশি আ যেই সাবস্ক্রিপশন গুলো রয়েছে, সেগুলো কমিয়ে আনার যে ব্যাপারগুলি বললেন। এগুলো যদি আসলে আমি নিয়ম মেনে করি তাহলে হয়তো আমার পক্ষে অনেকটাই সহজ হবে এই সমস্যাটা থেকে বের হয়ে আসা। এবং এত সুন্দর কিছু পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন।
হ্যাঁ। উম, হুম। জ্বী। হুম, হুম। কোনো সমস্যা নেই, আসলে আপনার সাথেও কথা বলে বেশ ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন এবং আপনার জন্য অসংখ্য, অসংখ্য শুভকামনা রইলো। এই কৌশলগুলো অবশ্যই আপনি চেষ্টা করে দেখতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।